<tsk> হ্যাঁ, আসলে যখন আমি অভ্যাসটাকে শুরু করলাম। যে না এটাকে আসলে আমার একটু বদল করতে হবে এবং আমার এটা ফলো করতে হবে। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আমি ওই আপুর সাথে কথা বললাম, যে "আপু আমি তো এরকম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো আমার আসলে আরেকটু সময়টাকে বাড়ানো উচিত" যাতে হচ্ছে হল গিয়ে আমি ৭ঃ০০ টা ৮ঃ০০ টার দিকে উঠি। যেহেতু আমি একদম ৪ঃ০০ টা ৫ঃ০০ টার দিকে উঠে যেতাম। তো সেই ক্ষেত্রে আমার একটু সমস্যা হত। তো আপু আমাকে বলল যে তুমি রাতের বেলা যদি তোমার এত বেশি প্রবলেম হয়ে যায় ৭ঃ০০ টা ৮ঃ০০ টার দিকে ঘুমটাকে আটকাতে তখন দেখা যায় তুমি একটু চা খেতে পারবা বা কফি খেতে পারো বা পরিবারের কারো সাথে একটু কথা বলবে। মুখে পানির ঝাপটা দিবে।" মানে কিছু, কিছু টেকনিক আসলে সে আমাকে শিখিয়ে দিবেন।
একদম। ওকে। আচ্ছা। মানে কিছু আসলে আপনাকে বলে দিলো যেটা আসলে আপনাকে সাহায্য করবে পরিবর্তন। তো এইটা কিন্তু আসলে বেশ ভালো লাগলো শুনে যে আপনি আসলে এভাবে পরিবর্তনটা আসলে করতে পারেন। তবে এই যে আপনি পরিবর্তনটা যখন আসলে তার কাছ থেকে জানলেন এবং করা শুরু মাঝেমধ্যে যখন ব্যর্থ হচ্ছেন যে আ বলা যায় যে বেশ ঝামেলায় পড়ে যাচ্ছেন যে আপনার দ্বারা হয়ে উঠছে না। মানে তখন আসলে আপনার কিরকম মনে হয় বা আপনার আপনি আসলে তখন কি আসলে বিষয়টা ছেড়ে দিবেন এমন একটা অবস্থা আসলে যখন চলে যায়। তখন আসলে আপনার সিদ্ধান্তটা আসলে কি হয়?
হ্যাঁ। হু, হু। হু, হু। আচ্ছা যেহেতু তখন আসলে আমি স্কুলে পড়তাম। তো দেখা যেত কি মানে আমার বেশ খারাপ লাগতো। হ্যাঁ? মানে দেখা যেত যে অন ঘুম আটকে রাখতে পারতাম না। মানে ঘুম মনে হচ্ছিল যে আমার চোখ জুড়ে একদম থাকে না যে লুটোপুটে খাচ্ছি এরকম একটা অবস্থা। এখনই ঘুমিয়ে যাবো। মাঝে, মাঝে টিভির দিকে তাকিয়ে থাকলেও দেখা যেত যে ঘুম আমি আটকাতে পারছি না। আমার ঘুম এসে পড়ত। তো সেক্ষেত্রে হতো কি মাঝে, মাঝে একদম ব্যর্থই হয়ে যেতাম বলা যেতে পারে। তো স সকালবেলা উঠে আবার নিজেকে মানে থাকে না যে নিজেকে আত্মবিশ্বাস জোগাচ্ছি এই বিষয়টায়। <smacks lips> সচারাচর নিজেকে অনুপ্রেরণা দিচ্ছি যে না আজকের রাতটাতে আসলে আমাকে আরেকটু বেশি করে জাগতে হবে। মানে ১ ঘণ্টা ১ ঘণ্টা করে আমি আসলে সময়টাকে
ওকে। আচ্ছা। মানে, মানে ধাপে, ধাপে পরিবর্তনটা আসলে তখন আপনি চেষ্টা করছিলেন?
হ্যাঁ, একদম, একদম। ১ ঘণ্টা ১ ঘণ্টা করে বাড়াতে, বাড়াতে দেখা গেল যে আমি একদম রাত ১০ঃ০০ টা ১০ঃ৩০ পর্যন্ত জেগে থাকতে পারি। তো এটা আসলে মানে একবারে কিন্তু হয়নি।
আচ্ছা। মানে এই যে বিষয়টা আপনি বললেন যে এ একবারে না হয়ে আসলে ধাপে, ধাপে। তো মনে করুন যে এই যে আপনি ধাপে, ধাপে যখন করছেন। হয়তো একদিন আসলে আগে ঘুমিয়ে যাচ্ছেন। তখন কি আসলে নিজের প্রতি আসলে আ খারাপ লাগা বা বলা যায় যে যেটাকে ওইযে নিজেকে আসলে দোষারোপ করা বা ভেঙে পড়ার মত ঘটনা কি আছে কিনা?
উন জি। হু, হু।